জ্বি একদমই ঠিক বলেছেন। এইযে আজকের যদি আমি কথা বলি, দেখেন আজকে সকালবেলা আমি উঠলাম এ আমার অ্যালার্মের সাউন্ডে। এইযে অ্যালার্মটা যে ফোনে সেট করে রেখেছি এটাও কিন্তু প্রযুক্তির একটা অংশ। আবার যদি বলি যে আমি ব্রাশ যে করতে গেছি, এইযে প্লাস্টিক, পেস্ট, পুরোটা সবটাই কিন্তু প্রযুক্তির কল্যাণ। ধীরে, ধীরে প্রযুক্তি প্রযুক্তিটা কিন্তু এইযে সবকিছু আমরা পেয়েছি, ১ দিনে পাইনি। ধীরে, ধীরে সময়ের সাথে, সাথে পরিবর্তনের সাথে, সাথে আজকে প্রযুক্তির এত অগ্রগতি এবং এটা এত দ্রুত হচ্ছে! আমার তো আমি তো জাস্ট মাঝে, মাঝে চিন্তা করি যে ৩০ বছর পর পৃথিবী আরো কতদূর এগিয়ে যাবে এবং কি, কি পরিবর্তন আসতে পারে। ৫০ বছর পর কী, কী আসবে? তাই না?
হু। আচ্ছা। জ্বি। হু, হু। জ্বি। জ্বি। হু, হু। জ্বি, জ্বি।